আচ্ছা, যখন আপনার কারোর সাথে দেখা যায় একটা ভুল বোঝাবুঝি হলো বা উম দেখা যায় কোন একটা বিষয় নিয়ে হয়তো মনোমালিন্য হলো আরকি। তখন আসলে আপনি মানে প্রথমে কী করেন?
ভুল বোঝাবুঝি তো <chuckles> আসলে প্রায় সময়ই হয়ে থাকে বিভিন্ন মানুষের সময়ে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুবান্ধবের সাথে কিংবা প্রিয় কোন মানুষের সাথে যখন ভুল বোঝাবুঝি হয় তো তখন আমি একটু সময় নেয়ার চেষ্টা করি। আ কারণ <chuckles> আমার একটু রাগ বেশি। তো যার ফলে দেখা যায় যে আমি আ যদি সময় না নিই, তাহলে হুটহাট কোন একটা উল্টা-পাল্টা রিঅ্যাকশন দিয়ে ফেলি। তো সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে আ বিষয়টা চিন্তা করি যে আসলে আ জিনিসটা কী হয়েছে এবং কীভাবে সলভ করা যায়। এবং পরবর্তীতে যদি দেখি যে আসলে আমার কোনো ভুল ছিল বা ভুল আছে, তখন দেখা যায় যে নিজে থেকে গিয়েই সরি বলি। আর এভাবেই আসলে আমি চেষ্টা করি যে ভুল বোঝাবুঝি এলে প্রাথমিকভাবে সমস্যাটা সমাধান করার।
হু, হু। হু, জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। হুম। না চমৎকার ওয়েতেই কিন্তু আপনি সমাধান করেন। এইযে আপনার ভুল বোঝাবুঝি হলে নিজের বিষয়টা আসলে বোঝার চেষ্টা করেন। কোথাও আসলে ভুল হয়েছে কিনা। এ এটা কিন্তু সবাই পারে না সবাই করতেও পারে না, তাই না? তো আপনার মধ্যে যেই গুণটা আছে এটা কিন্তু আসলে বেশ দারুণ। তবে ভুল বোঝাবুঝি হলে যখন মানে একটা হয় না যে আপনার সামনের মানুষের প্রতিক্রিয়া তখন আসলে কী হয়?
জি। হুম। আচ্ছা। জ্বি। হ্যাঁ আসলে ভুল বোঝাবুঝির আ আমি যদি একটা উদাহরণ আপনাকে একটু দিই, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। যে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার আ বেশ ভুল বোঝাবুঝি হয়। আর কারণটা এরকম ছিল যে, আ ও আমাকে একটা জিনিস আ নিতে বলে। একটা আ তো কা জার্সি, তো আমি ওকে বলি যে আচ্ছা ঠিক আছে। আমি আ মানে ওই জিনিসটা ও আরকি অর্ডার করে আমাকে বলে যে, পিক করে জাস্ট, পরে ওকে দিতে। কিন্তু আমিও বলি, যে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেব। কিন্তু যখন আসলে অ ওর অর্ডারটা আসে। ওইদিন কোনো একটা কারণবশত আমি একটু ব্যস্ত হয়ে যাই। তো পরবর্তীতে আমি অর্ডারটা পিক করতে পারি না। তো <scoffs> তখন আসলে ও প্রোডাক্টটা পায় না। তো ও আমাকে বলে যে, "ভাই আ তোরে তো আমি বলছিলাম। যে পিক কইরা, পরে তুই আ এদিকে আসলে আমারে দিয়া দিস।" তো <scoffs> মানে তখন আমি তো ছিলাম না। তো ওই জিনিসটা নিয়ে আমাদের আ ভিতরে একটু কথা কাটাকাটি হয়। আর কিছুটা ভুল বোঝাবুঝির মতো হয়েছে। ও মনে করে যে আমি ইচ্ছা করেই হয়তো ঘরে থাইকা এই কাজটা করিনি। কিন্তু পরে আমি যখন আসলে একটু সময় নিয়ে ওকে বুঝিয়ে বলি ব্যাপারটা, তখন দেখা যায় যে না ও আস্তে ধীরে শান্ত হয় এবং পরবর্তীতে কিন্তু আ ভুল বোঝাবুঝিটা ঠিক হয়ে যায়।
হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। না এটা তো আসলে আপনার উপর নির্ভর করবে না। কারণ আপনি যথাসাধ্য আসলে হয়তোবা চেষ্টা করেন। কিন্তু আপনার অপর পক্ষেরও কিন্তু বুঝতে হবে, যে ভুল বোঝাবুঝি তো হতে পারে। একটু বিষয়টা একটু ক্লিয়ার করে নিলে হয়তোবা আর এই ভুল বোঝাবুঝিটা থাকবে না। তবে আপনি যেভাবে আসলে ভুল বোঝাবুঝি হলে, ব্যবস্থাগুলা যেভাবে আসলে নেন, নিজের মত করে। এগুলো কিন্তু বেশ চমৎকার। তবে মানে সেই বিষয়টা না হয় বোঝা গেল। যে সামনের মানুষ হয়তো ওভাবে প্রতিক্রিয়া দেয় আপনার ক্ষেত্রে। তবে আপনি যখন আসলে কথা বলতে যান আরকি ভুল বোঝাবুঝি হলে, মানে সেক্ষেত্রে কি সরাসরি কথা বলে ফেলেন? মানে কোনো কি সময় নেন? নাকি দেখা যায় না মানে একটু আ তাড়াতাড়ি বলে বা সময় না নিয়ে মানে সাথে, সাথে কথাবার্তা বলছেন বা সময় নিয়ে হয়তোবা শান্ত হয়ে তারপর কথাবার্তা বলছেন, এটা হচ্ছে?
জি। জি। হুম। জি। আচ্ছা। এই ক্ষেত্রে আ দেখা যায় কি? আমির আ আমি আ প্রথমে যেরকমটা বলছিলাম যে। আমার একটু রাগ বেশি। তো সেই ক্ষেত্রে আ যেকোনো কারণে যদি ভুল বোঝাবুঝিও হয়, হোক। সেই ভুল বোঝাবুঝির কারণটা আমি কিংবা আমার অপর প্রান্তের যে মানুষটা সেইটা। তো আমি আ মানে যখন রিঅ্যাকশন দিই না তখন একটু ভুল রিঅ্যাকশন আমার দিক থেকে চলে আসে। কারণ দেখা যায় আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না। দুই একটা কথা হয়তো এদিক-ওদিক বলে ফেলি কিংবা খুব rude behave করে ফেলি। তো এই ক্ষেত্রে আ এই সমস্যাটা আগে অনেক বেশি ছিল। তবে এখনের কথা যদি বলি, যে এখন আমি চেষ্টা করি নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখার এবং আ মানে একটা ঘটনা ঘটলেই সরাসরি প্রথমেই গিয়ে কথা না বলার। খানিকটা সময় নেয়ার চেষ্টা করি। আ বিষয়টা কী হচ্ছে? সেটা বোঝার চেষ্টা করি এবং পরবর্তীতে আ যদি আমি কোনো ভুল বিহেভ আগে করেও ফেলি, পরবর্তীতে সেইটা আস্তে ধীরে sort out করার চেষ্টা করি এবং আর যদি আমার ভুল থাকে, তখন আমি প্রথমে আসলে সরিটা বলে ফেলি। কারণ আমি যেহেতু জানি যে রাগের মাথায় হয়তো আমি দুই একটা কথা ভুল বলেছি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হুম। আচ্ছা। ও! হুম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম, হুম। না এটা তো অবশ্যই। উম যে হয়তোবা আগে আপনি বুঝতেন না। বাট, এখন যে ধীরে, ধীরে বয়স বাড়ার সাথে, সাথে হয়তো বুঝতে পারছেন। যে কোন বিষয়টা করলে ভালো হয় বা কিভাবে আসলে নিজেকে একটু সময় দিয়ে তারপর কথাবার্তা বলেন। হয়তোবা আপনাদের ভুল বোঝাবুঝি কমে যেতে পারে। এটা আসলেই কিন্তু বেশ একটা ভালো উপায় আপনি বের করেছেন। আসলে বলতেই হয় কিন্তু। তো এক্ষেত্রে মানে যখন আসলে ভুল বোঝাবুঝি হচ্ছে হ্যাঁ? বা কারো কথাও দেখা যাচ্ছে অনেক সময় আপনি কিন্তু ভুলভাবে নিচ্ছেনও। তো সেটা যখন পরবর্তীতে আপনি বুঝতে পারেন, যে না এটা তো আপনি ভুলভাবে কথাটা নিয়েছেন। তো তখন আসলে কেমন অনুভূতি হয় আপনার?
জি। জি। হ্যাঁ। হুম। আচ্ছা এই ক্ষেত্রে, আমার অনেক বেশি খারাপ লাগে। কারণ আমি ব্যক্তিগতভাবে খুবই ইমোশনাল একটা মানুষ। আ আমি আ মানে খুব বেশি একটা চিন্তাও করি না কথা বলার আগে। আ হ যদি আমার এরকম হয় যে হুট করে কোন একটা জিনিস আমার খারাপ লেগেছে, আমি সরাসরি বলে দিই। আ মানে এইটা আগে ছিলাম বলতে গেলে। তো এই ক্ষেত্রে কি হতো, যে আমি নিজেও বুঝতাম যে হয়তো আমি ভুল করতেসি। তো, ত আসলে যখন বুঝতে পারি যে আ বেশিক্ষণ সময় কিন্তু লাগে না বুঝতে। যে আও এ ধরেন আজকে আমার কারো সাথে ঝগড়া হলো বা কোনো একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হলো, এটার জন্য <scoffs> কিন্তু আমার ২-১ দিন সময় লাগে না বুঝতে। দেখা যায় যে ২-৩ ঘন্টা পরেই আমি বুঝতে পারি "আরে! আমি তো ভুল করছি।" তো তখন অনেক বেশি regret ফিল হয় যে "আরে আমি তো চাইলেই এভাবে ব্যবহারটা না করলেও পারতাম।" কারণ আ দেখুন, ব্যবহারটাই কিন্তু সবথেকে বড়ো বিষয় এবং মানুষের আচরণটা, এটাই কিন্তু সবথেকে বড়ো বিষয়। তো, আমি চেষ্টা করি যে আসলে <scoffs> একটু এখন আচরণটা সংযত রাখার। কারণ আ পরবর্তীতে আপনি যেরকমটা জিজ্ঞেস করলেন, পরবর্তীতে অনেক বেশি অনুতপ্ত ফিল হয়। এই কারণে এখন আর আগেভাগে কোনো কথাই বলি না।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হুম। ও আ উ হুম। হুময়া উ হুম। হুম। নাইস, নাইস। এই যে আপনি যখন ভুলটা বুঝতে পারেন, তারপরে যে নিজের মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করে বা অনুতপ্ত যে আপনি হচ্ছেন। এইটা কিন্তু সবার মধ্যে থাকে না, সবাই কিন্তু পারেও না। তো আপনি কিন্তু খুব সুন্দরভাবেই মানে নিজের ভুলগুলা বুঝতে পারছেন। এটা কিন্তু, এ তার জন্য কিন্তু আপনাকে বাহবা দিতেই হয়, হ্যাঁ? আপনি আসলে যেভাবে নিজের জীবনটাতে ভুল বুঝাবুঝি হলে বা বন্ধুদের সাথে সম্পর্কের বিষয়ে সচেতন বলেই কিন্তু আপনি এই বিষয়টা অনুধাবন করতে পারেন। এটা আসলেই চমৎকার। তবে মানে সেই বিষয়টা না হয় বোঝা গেলো যে আপনি মানে কেউ য আপনি যখন ভুলটা বুঝতে পারছেন, আপনার অনুভূতিটা বোঝা গেল আপনার কথাবার্তার মাধ্যমে কিন্তু। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে যখন আপনাকে বোঝাতে হয় অন্য কাউকে, তখন আসলে কিভাবে আপনি চেষ্টাটা চালিয়ে যান?
জি। আচ্ছা। আচ্ছা। জি। হুম। আচ্ছা। এই ক্ষেত্রে আ প্রথমত দেখি যে ভুল বোঝাবুঝিটা কী নিয়ে হয়েছে? যদি আ খুব বেশি গুরুতর কোনো কারণ হয় তখন আসলে আমি চেষ্টা করি যে আ সামনের মানুষের কমফোর্ট জোনটা কোথায়? কোন জিনিসটা বললে? বা কোন কাজটা ঐ মুহূর্তে করলে ঐ মানুষটার জন্য ভালো হবে? তো সেই জিনিসটি বিবেচনা করে কিন্তু আমি একটা ডিসিশন নিই এবং আ আসলে যেইভাবে বোঝালে উনি বুঝবে। যেহেতু একটা মানু আ একজন রেন্ডম মানুষের সাথে তো আর আমার হুট করে ভুল বোঝাবুঝি হয়ে যাবে না। হলে এরকম মানুষের সাথে হয় হয়তো আমার খুব পরিচিত বন্ধু বা হয়তো আমার খুব কাছের কেউ। তো তাদেরকে তো আমি আগে থেকেই চিনি। যেহেতু আমি আগে থেকে চিনি তো সেক্ষেত্রে আ মানে কোন সময়ে তাদের কোন কথাটা ভালো লাগবে? কিংবা কোন কথাটা খারাপ লাগবে? ঐটা কিন্তু আমার জানা থাকে তো এই ক্ষেত্রে আমি কি করি? যখন এরকম কোনো ঘটনা হয় এবং আমাকে বোঝাতে হয় <swallows> তখন আমি আসলে তাদের আ যে চিন্তাভাবনাটা থাকে যে তারা কি ভাবছে? ঐভাবে ভেবে আস্তে, আস্তে তাদেরকে সময় দিয়ে তারপর আ তাদের পয়েন্টগুলিকে verify করে যে না "তোমার কথাগুলি ঠিক আছে এইবার আ না হয় আমারটা একটু শোনো।" এইভাবে বলে বোঝানোর চেষ্টা করি এবং এই জিনিসটা দেখেছি আমি অনেক কাজেও আসে।
আচ্ছা। উম-হুম, হুম, হুম। উম হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। <chuckles> উম-হুম, উম-হুম। নাইস, নাইস। এই যে আপনি নিজেকেও বোঝার চেষ্টা করেন, অপরকেও বোঝানোর চেষ্টা করেন। বিষয়টা কিন্তু সত্যি দারুণ লেগেছে। আপনার কথাবার্তা শুনে কিন্তু অনেকটা ভালো লেগেছে। তো এইক্ষেত্রে মানে বিষয়টা তো বোঝা গেল। তারপরও কিন্তু হয় কি দ দেখুন আপনার তো ভুল বোঝাবুঝি হতেই পারে। যেকোনো মানুষের সাথে হতে পারে। তখন আসলে কি আপনি মানে নিজের দিকটা যে মানে সরি বলার যে একটা বিষয় আছে বা ক্ষমা চাওয়ার যে বিষয় আছে। আপনি আসলে কি কখনো মনে করেন যে এটা তো আমারও ভুল হতে পারে? মানে তার ভুলও হতে পারে। কিন্তু তারপরও আমি ক্ষমাটা চেয়ে নেই। বা দেখা যায় ক্ষমা কি চাচ্ছেন? নাকি দেখা যায় পুরো ব্যাপারটা আগে দেখে নিয়ে শান্ত হওয়ার পর, তারপরে কিছু হয়তোবা বলছেন?
জি। আচ্ছা। জি। হুম। আচ্ছা। না। এই ক্ষেত্রে আমি আমার একটা ভালো দিকই বলবো এটাকে। কারণ আ আমি ক্ষমা চেয়ে নেই, যে কোনও ঘটনা হোক। আ কিছু মানুষের ক্ষেত্রে, একদম সবার ক্ষেত্রে না। তবে আ কিছু, কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলিতে আমার কোনো ভালো ফ্রেন্ড হলে বা আমার খুব প্রিয় মানুষ হলে কিংবা আমার পরিবারের কোনো সদস্য হলে আ ভুলটা যারই হোক না কেন, আমি যখন দেখি যে আসলে আ সিচুয়েশনটা খারাপ হচ্ছে কিংবা আসলে আ আমি ওনারই ওই ও বো দোষটা হয়তো আমার পার আ অ্যা সামনের মানুষটারই। কিন্তু আমি যদি সরি বলি জিনিসটা হয়তো সলভ হয়ে যাবে। তো এইসব ক্ষেত্রে কিন্তু আমি আ কখনোই দেরি করি না, আমি সরি বলে দেই। কারণ আ দিন শেষে সম্পর্কটাই কিন্তু মেইন। আ ছোট একটা ভুল বুঝাবুঝিতে যদি আমি অ্যা জেদ করে বসে থাকি কিংবা রাগ ধরে বসে থাকি। আই হইতে পারে আমার সামনের মানুষটা একটু অন্যরকম, তার জেদ হয়তো আমার থেকেও বেশি। তো এইগুলা বিবেচনা করে তো অবশ্যই এতটুকু ছাড় দেওয়াই যায়। এবং হ্যাঁ এই জিনিসটা আমি সবসময় করে থাকি যে আগে থেকে সরি বলার যে ব্যাপারটা।
হুম। আচ্ছা। উম হু, হু। হ্যাঁ। হু, হুম। উ বাহ! হু, হু। উম হ্যাঁ। হুম। না আসলেই কিন্তু আপনি যে একটা সরি বলার ব্যাস বিষয়টা আসলে ভেবেছেন বা সবসময় যে চিন্তাভাবনা করেন। এটা আসলে কি হয়? একটা সরিই কিন্তু যেকোনো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হলে, তা কিন্তু পুনরায় কিন্তু আবার মেরামত করতে পারে। হ্যাঁ? তো সরি বলাটা কিন্তু আসলেই উচিত। যদিওবা ভুল ভুলটা কার, সেটা কিন্তু আগে দেখতে হবে। যেটা আপনি বললেন। তো বা আপনার সামনে যে মানুষটা আছে, সেটা আপনার কতটা কাছের, সেটাও কিন্তু বিবেচনায় রাখতে হয়। আসলেই সত্যিই আপনি আসলে ভুল বোঝাবুঝি হলে, যেভাবে আসলে নিজের ক্ষেত্রটা বোঝেন, সরি বলার বিষয়টা ভেব ভেবে দেখেন। এটা আসলে সত্যিই প্রশংসনীয় একটা বিষয়। কিন্তু আপনার কাছে কি মনে হয়? যে ভুল বোঝাবুঝি হলে মুখোমুখি কথাবার্তা বলাটাই ভালো হবে? নাকি একটু মেসেজ করে দিলেও তো আসলে সে বুঝতে পারে। কোনটা মনে হয়?
জি। হ্যাঁ। জি। হ্যাঁ। হ্যাঁ। এই ক্ষেত্রে দেখুন আ যে আসলে সরাসরি আ কথা বলার যে ব্যাপারটা। ওইটা হচ্ছে কি? যে আ সবসময় কিন্তু সরাসরি কথা বললে জিনিসটা সলভ হয় না। আবার আ কিছু সময় এরকম হয় যে, সরাসরি কথা না বললে আ জিনিসটা আরো এলোমেলো হয়ে যায়। তো আ আমি যদি একটু এক্সাম্পল দিই আপনাকে। আমার আ আ কিছু অ বন্ধু-বান্ধব তো রয়েছেই। তো এদের ভেতরে কিছু মানুষ রয়েছে, এ যারা সরাসরি কথা বলতে পছন্দ করে। যেকোনো একটা ঝামেলা হলো তাদের সাথে যদি আমি সরাসরি গিয়ে কথা বলি, একদম ঝামেলা হওয়ার সাথে, সাথে জিনিসটা সলভ হয়ে যাবে। আবার এরকম একজন রয়েছে, যার ধরেন কোন একটা ঝামেলা হইছে। আমি ওনাকে সাথে, সাথে বোঝাতে গেলে বা বলতে গেলে উনি কখনোই বুঝতে চায় না। বা এটা উনার আ নেচার এই নেই। এরকম একটা ব্যাপার। তো এরকম আ অ বন্ধু-বান্ধব আ বের ক্ষেত্রে যখন হয়, তখন আমি চেষ্টা করি যে আচ্ছা ও ওনার সময় লাগছে বা ওর সময় লাগছে ও ঐটা নিক। তারপর না হয় সবকিছু যখন ঠিক হবে বা ওর যখন মুড টা ভালো হবে, তখন গিয়ে আমি বুঝাই। তো আসলে এইটা আসলে মানুষের ক্ষেত্রে vary করে, যে কাকে কিভাবে বোঝাতে হবে? কার সাথে কিভাবে কথা বললে ভালো হবে?
হুম, হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। রাইট। হুম, হুম। হ্যাঁ। হুম। অবশ্যই, অবশ্যই। কারণ ব্যক্তিবিশেষে প্রত্যেকটা মানুষের মন মানসিকতা কিন্তু একদম আলাদা থাকে। তাই বন্ধু-বান্ধবদেরকে দেখা যায় একভাবে বোঝাতে হয়। আর কাছের মানুষদেরকে দেখা যায় অন্যভাবে বোঝাতে হয়। এটা আসলেই কিন্তু স্বাভাবিক। সবাই আসলে মানে সেইম ভাবে যে আপনাকে বুঝবে এমনটাও কিন্তু না। তো এক্ষেত্রে আসলে মানে এমন কোন ঘটনা কি মনে আছে আপনার? যেখানে আসলে আপনার ভুল বোঝাবুঝি হলো? তারপর সেখান থেকে আপনি আসলে কিছু শিখেছেন?
জি। একদম। জি। হ্যাঁ, আ আমি আ প্রথমে যেরকমটা আপনাকে বলছিলাম যে একটা সময় এরকম ছিল যে আমার আ রাগ ছিল অনেক বেশি আ যেটা এখনো হয়তো আছে। একদম নেই এরকমটা না। তবে আ ওই জায়গা থেকে আমার লাইফে এরকম একটা মানুষ এসেছিল যে আমাকে ওইটা কন্ট্রোল করা শিখিয়েছে এবং আ বুঝিয়েছে যে এটার ফলে কী, কী সমস্যা হতে পারে? এবং এ সেই সমস্যাগুলির কথা যদি বলি, যে একটা সময় ছিল যখন আ ওই মানুষটার সাথে আমার অনেক বেশি ঝগড়া হত কারণে বিনা কারণে। দেখা যেত আমি রেগে যেতাম আ মানে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি হত। তবে ওই মানুষটার সাথে থাকতে, থাকতে এবং ওই মানুষটার guidance এ আমি আ অনেকটাই শিখতে পারি যে না আসলে unnecessary আ ঝগড়া বা ভুল বোঝাবুঝি এতে কোনো লাভ নেই। বা কীভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে? তো হ্যাঁ আসলে ওই জায়গা থেকেই কিন্তু আমি শিখতে পারি যে এ কীভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে? কীভাবে নিজের রাগটাকে ধরে রাখতে হবে? এবং আ নিজের ইগোটাকে সাইডে রেখে কীভাবে সামনের মানুষটাকে গিয়ে সরি বলতে হবে?
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আ উম-হুম। উম। তাই? বাহ! চমৎকারভাবেই কিন্তু আপনি আপনার নিজেকে আসলে ম্যানেজ করছেন। এই যে কিভাবে সরি বলতে হবে? বলছেন। বা দেখা যায়, মানে ভুল বোঝাবুঝি হলে তখন তাকে কিভাবে মানাচ্ছেন? এগুলো সত্যি কিন্তু মানে আপনার মধ্যে একটা ভালো গুণ হিসেবে আছে। যেটা আপনার কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে। তবে, আপনি কি একটা জিনিস বিশ্বাস করেন? যে ভুল বোঝাবুঝি বন্ধুত্ব বা সম্পর্কের ক্ষেত্রে আরো অনেকটা বেশি মজবুত করলেও করতে পারে?
জি। আ এক্ষেত্রে দেখুন আ আমি এটা বিশ্বাস করি। তবে এখানে আমার ব্যক্তিগত কথা আছে, যে আ কিছু সময় এরকম হয় না যে, ভুল বোঝাবুঝিটা হয়তো ছোট কোনো একটা বিষয় নিয়ে হয় কিংবা বড় বিষয় নিয়েও হতে পারে। তবে সেই জায়গা থেকে, আ কিছু মানুষ আ কয়েক সময় এরকম কিছু কয়েকটা কথা বলে ফেলে, কিংবা এরকম কিছু কাজ করে ফেলে, যেটা না মনের ভিতরে দাগ কেটে রাখে। তো ওইটা আ কখনোই যায় না, আপনি আ বা আমি যতই বলি বা যাই যতই বলুক, যে আ ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। তবে আ মানুষের কথা বা মানুষের ব্যবহারের যে বিষয়টা, এটা না মনের ভিতরে রয়েই যায়। তো এই ক্ষেত্রেই আমি আ বলছিলাম যে আসলে, নিজের ব্যবহারটাকে সংযত করতে হবে এবং নিজের আচরণটাকে সংযত করতে হবে। ভুল বোঝাবুঝিটা হয়তো শেষ হয়ে যাবে সেটা চিরদিনের জন্য নয়, কিন্তু আ বাকি যে ব্যবহারটা সেটা কিন্তু থেকে যায়।
উম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওহ। উম-হুম। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। না, না এটা তো ঠিকই বলেছেন। এই যে ভুল বোঝাবুঝি, যখন আপনার সাথে হয়, আপনি আপনার বন্ধু বান্ধব বা আপনার কাছের মানুষের সাথে যেভাবে ব্যবহারটা করেন বা নিজেকে যেভাবে সামলে নেন বা ভুল বোঝাবুঝি হলেও যে জীবনে আসলে যে কিছু শিখেছেন হ্যা? এই বিষয়গুলো কিন্তু সত্যি সবাই কিন্তু পারে না। সবাই অনুধাবনও করতে পারে না। তো আপনার ক্ষেত্রে কিন্তু আপনি চমৎকারভাবে উপলব্ধি করেন। বিষয়গুলো আসলে বোঝা গেলো। তো, আপনার সাথে কথাবার্তা বলে না বেশ ভালো লেগেছে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
জি। হুম। জি, আপনার সাথে কথা বলেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং আপনার প্রশ্নগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল। <chuckles> আপনার সাথে বেশ সুন্দর একটা সময় কাটালাম। আশা করি আপনি ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
না আপনিও ভালো থাকবেন।